বাহ! বাহ! বেশ, বেশ, হ্যাঁ, একাধিকবার আসলেই ছোট, ছোট গল্পগুলো পড়ে সেখান থেকে কিন্তু মজা পাওয়া যেত। এবং ছোটবেলায় আ যারা, আসলে এইযে আ আ এখনকার যে জেনারেশনের মত এত কার্টুনের অ্যাক্সেস ছিল না, এত টিভির অ্যাক্সেস ছিল না, মোবাইলের অ্যাক্সেস ছিল না, তখন কিন্তু বই পড়াটাই বলা যায় যে আপনাদের একমাত্র, আ মানে একটা আনন্দের উৎস ছিল। তো, আপনি যখন <scoffs> হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা, এটা একটু একটু ভুল আছে। অ্যা আমার কাছে অ্যাক্সেস ছিল। আমার সিডি ছিল। আ তখন ক্যাসেট প্লেয়ার ছিল, যদিও বাইরে থেকে আনা সেগুলো। আ সিডি খুব বেশি একটা আ প্রচলিত ছিল না। <chuckles> খুব কষ্ট করে মেনেজ করতে হইতো আরকি। তারপরেও আ বাবা এবং মা ২ জনই শৌখিন ছিলেন। আর ওই কার্টুন, আমার টম অ্যান্ড জেরি খুব ভাল লাগতো সেই সময়। টম অ্যান্ড জেরি হ্যাঁ, টম অ্যান্ড জেরি সিডি বাবা তার বিভিন্ন কলিগদের দিয়ে দেশের বাইরে থেকে আনাইতেন। তখন দেশে ওইভাবে টম অ্যান্ড জেরি পাওয়া যায় না। আ পাওয়া হয়তোবা যাইতো, আমি জানতাম না। <chuckles> সেটাও হতে পারে। তবে বাবা নিয়ে আসতো বাইরে থেকে। আমার কাছে কার্টুন বা ওই ধরনের অ্যাক্সেস ছিল দেখার। তবে ওই যে একটু আগে বলছিলাম না, যে ছোটবেলা থেকে বই পড়ার একটা আলাদা রকম, আ বা বই নাড়াচাড়া করার একটা শখ তৈরি করে দিছে।
আচ্ছা। হুম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা, আচ্ছা। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। ওই যে আপনার অভ্যাসটা তৈরি হয়ে গিয়েছিল। একটা শখ তৈরি হয়ে গিয়েছিল। জি, আচ্ছা।
হ্যাঁ, হ্যাঁ। এই কারণে ঐটা করতে বেশি ভালো লাগতো।
আচ্ছা, তো এই যে আপনার বই পড়তে, পড়তে বইয়ের প্রতি এত ভালোবাসা যে হঠাৎ করে আপনার চলে আসলো। তো, আব যখন বড় হচ্ছেন আ ধীরে, ধীরে এই গল্পের বইগুলো ছাড়া সাহিত্য উপন্যাসে যখন প্রথম পা দিলেন, আপনার কাছে কোন বইয়ের কথা মনে আছে, যে কোন একজন পার্টিকুলার এর রাইটার এর, আপনার লেখ কোন একজন লেখকের যেকোন একটা উপন্যাস কিংবা একটা আ গল্প কিংবা কবিতা এত ভালো লেগেছে, যেটা আপনি এখন পর্যন্ত পড়েন মাঝে, মাঝে?
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এটা আছে। তবে আমি না, এই ব্যাপারে কথা বলতে গেলে আমার বাবার কথা বারবার বলতে হয়। আমি যখন হাই স্কুলে উঠি, তখন মানে আমি যেকোনো একটা বিষয় নিয়ে বাবার সাথে তর্ক করছি। আ তর্ক করতে, করতে আ বাবা বলছে যে, মানুষের জ্ঞান কত সীমিত, এটা যদি তুই বুঝতি, তাইলে তো এই কথা বলতিই না। আমি বলি যে, একটা মানুষ কত বিষয়ে জ্ঞান রাখা সম্ভব? তাই না? কত বিষয় জানতে পারে? মানে এই বিষয়ে তর্কতর্কি করছি, বা মানে আনন্দে কোন একটা ওইযে খুনসুটি করার মতো। তো, তখন বাবা একটা বইয়ের নাম বলল যে, "জুল ভার্নে" নামে একটা লেখক আছে। দে বিদেশী লেখক। উনার একটা বই আছে, "আরাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ।"
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। উঁহু। আচ্ছা, আচ্ছা। সেটাই তো। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। উঁহু।

আচ্ছা। আমি মানে আমার ব্যক্তিগত আ অভিজ্ঞতা থেকে বলি, বই পড়ার অভ্যাস গড়ে তোলার সবথেকে সহজ উপায় হচ্ছে বিভিন্ন রকম বই ২-৫ পেজ করে পড়া শুরু করা। মানে এটা ১ম, দিকে শুনতে একটু অদ্ভুত লাগবে, যে, আপনার যেটা পছন্দ না আপনি সেইটাও ২-৪ পেজ কীভাবে পড়বেন। কথা হচ্ছে অনলাইনে এখন বই পড়া যায়।
আচ্ছা। হ্যাঁ, অদ্ভুত একটু। জি।
অনেক বইয়ের ফ্রি রিসোর্স আছে। আপনি শুরু করতে পারেন। অ্যা যদি আপনার ইচ্ছা থাকে যে, আমি বই পড়ার অভ্যাস গড়ে তুলবো তাহলে যারা যেসব বই নাম করা আছে আপনি হুমায়ূন আহমেদের 'হিমু' পড়তে পারেন, আপনি রবীন্দ্রনাথের গল্প পড়তে পারেন, শরৎচন্দ্রের গল্প পড়তে পারেন, আপনি গোয়েন্দা ভিত্তিক বা থ্রিলার যে, বই আছে তা পড়তে পারেন। ভ্রমণ কাহিনী পড়তে পারেন। সবই ৪-৫ পেজ করে পড়ে দেখেন। পুরো বই পড়তে হবে না? একটা সময় নিজেই বুঝতে পারবেন যে, আচ্ছা এই বইটা আমার কাছে একটু বেশি ইন্টারেস্টিং লাগতেছে। তখন ওইখান থেকে শুরু করেন। এটা হচ্ছে সবথেকে সহজ উপায়।
হুম, হুম। হ্যাঁ। জি। অ্যা হ্যাঁ। আচ্ছা। হুম। এটা চমৎকার আসলে একটা উদাহরণ দিলেন যে, যারা একদমই আগে কখনো বই পড়েনি তারা নানা ধরনের বই দেখা যাক, গেল একটু ঘেঁটে ঘুটে তারপর যেটা তার ভালো লাগবে যেই ধরনের বইটা ভালো লাগবে সেই ধরণটা ধরে তারা পড়া শুরু করল। হ্যাঁ, এটা কিন্তু নতুনদের জন্য আসলেই চমৎকার একটা উপায়। তো আপনার ক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে ঠিক কা কোন বয়সটা থেকে এর রীতিমতো পড়াশোনার বই বাদে, বাইরের বইগুলো কবে থেকে পড়া শুরু করেছেন এবং কিভাবে শুরু করেছেন?
অ্যা হ্যাঁ। একদম। একদম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা এইটা বলতে গেলে অ্যা পড়াশোনার বই তখনো আমার বাসায় আসেনি। সেই সময় থেকে আমি বাইরের বই পড়া শুরু করসি।

আ না দেখুন সেক্ষেত্রে হয় না যে আ ধরুন এই যে 'Titanic' হা 'Titanic' একটা মুভি বের হয়েছে। এখন 'Titanic' এর আ let's say একটা যদি বই থাকে সেক্ষেত্রে আ বইয়ে কিন্তু পড়ে, এই ধরনের জিনিসপত্রকে আ মনের কল্পনায় যদি আপনি আগে কখনো না দেখে থাকেন সেক্ষেত্রে মনে, মনে কল্পনা করা কিন্তু অনেকজনের বেশ কঠিন হয়ে যায়। যে আসলে এমন একটা জিনিস লেখা বিশেষ করে যেগুলো আ ধরুন আ ইয়েগুলো থাকে, কাল্পনিক যেসব ব্যাপারগুলো থাকে, তারপর হচ্ছে সাইন্স ফিকশন যে ব্যাপারগুলো থাকে এগুলো কিন্তু সবসময় কল্পনা করতে পারে না সাধারণ মানুষ। তো তাদের জন্য হয় না যে আগে আমি সিনেমাটা দেখলাম, দেখার পর আমার কাছে এখন আমি বুঝলাম ও এই জিনিসটা এভাবে দেখাতে চেয়েছে। পরবর্তীতে পড়ে সেটাকে ভালোমতো বোঝা এটা কি সম্ভব কোনোভাবে?
হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। একদম। বুঝতে পারছি। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা না এইটা সম্ভব, সম্ভব না এমন না। তবে এ এইটা ভুল হবে।
আচ্ছা।
কারণ আপনি ১ম এই যদি একটা খুব সহজ জিনিস মাথার ভেতরে ঢুকায়ে নেন, আ এরপরে যেয়ে যদি আপনি কঠিন জিনিসে হাত দিতে যান তো আপনার মস্তিষ্ক এটাকে কেনো নিবে? তার কাছে যদি মানে অলরেডি একটা সহজ সমাধান আছে। আপনি এটাকে একটু অঙ্কের সাথে তুলনা করেন। আপনাকে যদি বলা হয় ২ আর ২ যোগ করলে ৪ হয়। এটা তো আপনার মাথায় খুব সহজে আছে। তাই না? মানে কোনো কিছু কোনো line by line break করতে হবে না। এটা জাস্ট খালি ২ plus ২ সমান, সমান ৪ বসায় দিলে হচ্ছে। এখন যদি কেউ আপনাকে বলে যে আচ্ছা এইটা তুমি binary হিসাব করো
হু, হু। হ্যাঁ, জি। সহজ উপায় থাকে অলরেডি হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। জি। হ্যাঁ। জি। <chuckles> তখন তো মাথা খাটাতে হবে। জি।
বা এখন এইটা তুমি calculus দিয়ে হিসাব করো। হ্যাঁ, তখন আপনার ব্রেইন তো এইটা process করার জন্য প্রস্তুত না। মানে logical কোনো কারণ খুঁজে পাবে না। তো এই কারণে বিকল্প হিসাবে না দেখাই ভালো। তবে কেউ যদি একদমই বই না পড়তে চায়, তো তার কাছে অপশন আছে এই আরকি।
জি। হুম। সেটাই। হ্যাঁ।